উম না সেটা সত্যি। আ ক্ষণিকের হলেও আরকি।
হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই। আ আমার আমার ক্ষেত্রেও এরকম ভালোবাসার অভিজ্ঞতা আছে। তবে আম যার সাথে ভালোবাসা।
উম, জি। আপ আপনাকে ছুটে ছুটে আসছে কেউ আপনাকে ফুল দিতে? <chuckles>
ও হ্যাঁ, আছে। আমা আমার যে, আ আমার যে হাসব্যান্ড, সে আমার জন্য আ এরকম আ ২০০ কিলোমিটার বললে ২-২৫০ কিলোমিটার হবে আরকি, পাড়ি দিয়ে সে আমার জন্য, আমার সাথে দেখা করতে এসেছে। এবং আপনি জানলে অবাক হবেন, সে ধরেন দিনে ডিউটি করেছে সারাদিন। তারপরে আ মানে সে রাতে নাই
উ, জি। হু, হু। হু, হুম। আচ্ছা। হ্যাঁ। আমিও রাতে ডিউটি করেই গেছি। <giggles> আচ্ছা।
ডিউটি করে সে আমার জন্য রওনা দিয়েছে নাইটে। এবং সারাদিন আমার সাথে থেকে, পরের দিন আবার নাইটে যেয়ে সে ডিউটি করেছে। এরকমও হয়েছে।
উম, জি। হ্যাঁ। <chuckles> আচ্ছা। তো আমার ক্ষেত্রে, আমি আসলে রাতে ডিউটি করে মানে সে সে তো জানতো না। এখন সেও সারারাত প্রায় কলেই ছিল আমার সাথে। তো, আ স যখন এক্সাম দিয়ে এসে হুট করে দেখে যে আমি তার শহরে তার হোস্টেলের সামনে একটু অবাকই হয়েছে আরকি।
হুম। অবাক হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। যাই হোক, আ আপনার সাথে আসলে আ ভালোবাসা নিয়ে কথা বলে আজকে আমার আ খুবই ভালো লাগলো। অনেক অতীতের স্মৃতি মনে পড়ে গেল হুম, হুম, হুম। আ না আপনার সাথে আশা করছি, আপনার সাথে আমার আবার কথা হবে। আ সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন খারাপ করবেন না, বিচ্ছেদ হয়েছে "আবার প্রেম আসবে।" অবশ্যই। ধন্যবাদ আপনাকে।
তো। বিপ হুম। পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। <chuckles> আচ্ছা। <chuckles> জি। না, একদম না <chuckles> একদম না আপনাকেও আ ধোন মানে ঘটনাগুলো শেয়ার করতে পারে, অনেকটা হালকা বোধ হচ্ছে বল বলাই যায় আরকি। <smacks lips> তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
হুম। শুভরাত্রি।

হুম, আমি আপনার অভিজ্ঞতা সম্পর্কে আরো কিছু জানতে চাইব যেমন আপনার
জি। তবে ভালোবাসা কিন্তু আসলে শুধুমাত্র যে তাল আ অনেক লম্বা সময়ের হয় এমন কিন্তু না। অনেক সময় হয় আপনার বাসেও হতে পারে। যে হুট করে আপনার একজনের সাথে ভালো লেগে গেল এখন তার সাথে আ কিছু সময় আ আ কাটালেন। ধরেন এক কাপ চায়ই খেলেন। তো সেটাও কিন্তু আসলে ক্ষণিকের একটা ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটাও কিন্তু পাওয়া যায়।
আচ্ছা। হুম। সত্যি। সত্যি, সত্যি। আ এই যে বাসের কথা থেকে মনে পড়ে গেল আমার একটা ঘটনা। আমি একবার বাসে যাতায়াত করছিলাম। তো সেখানে আমার পাশে পাশের সিটে একজন এ একজন, একজন ছেলে বসেছিল এবং সে আ পেশায় একজন উকিল ছিল। তো যে কারণে তার সাথে আমার কথায়, কথায় আম মানে মোটামুটি একটা বিষয় নিয়ে আমি তার কাছ থেকে জানতে চাই। আম ওকালতি পরামর্শ যেটাকে বলে এবং তার আমার কথা ভালো লেগে যায়। এবং প পরবর্তী দিকে মানে পরবর্তী স্টেশন এ যখন আমি নামবো স্টপে সে আমার সাথে নামে এবং বলে সে আমার সাথে চা খেতে চায়।
জি। হ্যাঁ। জি। <coughs> জি। <chuckles> হ্যাঁ। আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা, প্রীতি ওকালতি। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা তারপর?
এবং বলতে গেলে একটা মানে হঠাৎ করে উটকো ঝামেলার মতন একটা ব্যাপার। কিন্তু আ মানে আমার মনে আছে তার জন্য হয়তোবা সেটা মানে হয়তোবা সত্যি ভালোবাসাই বলতে পারেন। তো আ পরবর্তীতে চা খাওয়া হয় হুম।
হ্যাঁ। <chuckles> আ তবে ব্যাপারটা, <clears throat> ব্যাপারটা হলো কি আ যদি একটা ট্রেন না হয়ে বাস হত তাহলে আমি হয়তো মনে করতাম যে ওই ব্যক্তিটা হয়তো আমিই ছিলাম আরকি। তো আমি তো আসলে খুশি হয়ে গেছিলাম যে আপনাকে পেয়ে গেলাম হয়তো। <chuckles> আ হ্যাঁ।
হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে আমি বলি পরবর্তীতে চা খাওয়া হয় একসাথে এবং আ তারপর ফোন নাম্বার আদান-প্রদান হয়। এবং আমি সাদা আমি আমার দিক থেকে অবশ্য আ গলে পড়িনি। আমি ভেবেছি যে সে যেহেতু আমি তার কাছে পরামর্শ চাইছি সে হয়তোবা সেই কারণেই আমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু পরমুহূর্তে যখন আ বাসায় আসলাম এবং তার একের পর এক কল, কল, কল এবং পরবর্তীতে কয়েক সপ্তাহ কয়েক মাস পর্যন্ত তার আমার প্রতি যেই টান এবং বিরক্ত করার একটা ব্যাপার। এবং বাধ্য হয়েই বললাম যে আসলে আমাকে বিরক্ত করো না। আ এবং তখন বুঝতে পেরেছি সে আসলে হয়তোবা অনেক বেশি ভালোবেসে ছিল।
জি। জি। <chuckles> হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা।